খুব সম্প্রতি আমি যে সমস্যাটি সম face করছি সেটা হলো আমার শারীরিক একটা সমস্যা দেখা দিচ্ছে। যেটা আমার মানসিক এবং আমার দৈনন্দিন কাজকেও অনেক ব্যাঘাত ঘটাচ্ছে। যেটা থেকে কিভাবে বের হতে পারি আমি কোনোভাবেই কুলকিনারা করে উঠতে পারছি না। মূলত এই সমস্যাটা এমনভাবেই দেখা দিয়েছে যে, "আমি মনে করছি যে এটা মনে হয় আমার আরও ভয়াবহ রূপ ধারণ করবে সামনে"।
আচ্ছা। হুম, আসলে আপনার কথা শুনেই মনে হচ্ছে যে, আপনি খুব একটা খারাপ, আ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন। আ আপনার সুরেই বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো আসলে আপনি যদি বলতেন আসলে ঠিক কোন ধরনের সমস্যায় আপনি ভুগছেন? আ একটুখানি যদি বিস্তারিত বলতেন তাহলে ভালো হতো আমার জন্য আসলে।
আসলে আপনি আমার আ কথার অ শব্দ বা voice শুনেই বুঝতে পারছেন যে, আমি আ অনেক বেশি ক্লান্ত অনুভব করছি যে এবং এটা মূলত এই কারণেই যে আমার গত আ বেশ কিছুদিন ধরে আমার ঘুমের যে একটা পর্যাপ্ত ঘুম দরকার বা পর্যাপ্ত ঘুমের যে একটা আ ঘাটতি সেটা আমি লক্ষ্য করছি। এবং সেই ঘুমের ঘাটতির কারণে আমার দৈনন্দিন যে আ যে কাজগুলি বা যেকোনো কাজ যে শান্তিমত এবং ধীরস্থিরভাবে করার যে প্রয়াসটা, সেটা আমি হারিয়ে ফেলছি এবং তার থেকেও বড় কথা যে জীবন জীবনের, যে একটা মানে বা জীবনের যে একটা আনন্দ সেটা আমি জীবন থেকে হারিয়ে ফেলছি। যেটা আমি কখনোই চাই না।
হ্যাঁ। আচ্ছা। হু, হু। আচ্ছা। হুম। হুম, বুঝতে পারছি আসলেই। কারণ ঘুমটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঘুম যদি আসলে ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়াটা কিন্তু একদম স্বাভাবিক একটা বিষয়। তো সেক্ষেত্রে আপনি এতটা আসলে উ উম আ চিন্তিত হবেন না এবং মানসিকভাবে এরকমভাবে ভেঙে পড়বেন না। দেখা যাচ্ছে যে আ একটুখানি আ সমস্যাগুলো সমাধান করে একটু গুছিয়ে চলতে পারলে কিন্তু দেখা যাবে সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো উম আরেকটা জিনিস একটু আপনার কাছে জানতে চাইবো, আ আপনার সাধারণত এখন যে রুটিনটা কেমন? ঘুমের রুটিনটা আসলে কেমন? কখন ঘুমোতে যাচ্ছেন এবং কখন ঘুম থেকে উঠছেন? আ এবং কাজের চাপটা ঠিক আসলে কতটা? আ যদি একটুখানি বিষয়গুলো খুলে বলেন আমাকে ভালো হয়।
উ হু। উ হু। উ হু। উ হু। উ হু। জি, জি অবশ্যই। আ ঘুমোতে যাওয়ার যে একটা routine থাকে মানুষের, আমার আসলে সেই routine টা বেশ কিছুদিন যাবত আমি maintain করতে পারছি না। এটার মূল কারণ বলতে পারি আমি আমার আ কাজের যে একটা চাপ, আমার অফিসের যে একটা কাজ চাপ আমার বেড়েছে খুবই সম্প্রতি এবং এই কাজের চাপ এতটাই বেড়েছে যে আমি কখন ঘুমোতে যাচ্ছি, কখন উঠছি সেটা ঠিক নেই। কিন্তু রাত্রি ন সাধারণত আগে যেটা দেখা যেত যে আমি ১০ঃ০০ ১১ঃ০০ র মধ্যেই ঘুমিয়ে যেতাম। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রাত ২ঃ০০-২ঃ৩০ ৩ঃ০০ ও বেজে যাচ্ছে। কিন্তু ওদিকে আবার সকালবেলা ঠিকই আ ৬ঃ০০ ৬ঃ৩০ এর মধ্যে আমাকে উঠে পড়তে হচ্ছে এবং সারাদিন আবার কাজ, আবার আ বিভিন্ন জিনিসে নিজেকে আ ব ব্যস্ত রাখা। কিন্তু যে আমার বিশ্রামটা দরকার, ঘুমের যে আ যে বিশ্রামটা প্রয়োজন সেই বিশ্রামটা আমি কোনোভাবেই আ মানে maintain করতে পারছি
আচ্ছা। হুম। আচ্ছা। হু, হুম। উ হ্যাঁ। উ হু। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে কি আপনি কখনো এরকমটা হয়েছে যে, আ দিনের দিকে একটুখানি ঘুমিয়েছেন বা দেখা যাচ্ছে যে এরকম কোনো কিছু হয়েছে যে power nap এর যে ব্যাপারটা এটা কি কখনো নিয়েছেন? এরকম কখনো ঘটেছে?
হু, হু। উ না, এইটা এরকমভাবে কখনো power nap বা আ স্বল্প সময়ের আ ব্যাপারটা আমি আ দিনের বেলা কখনো করার সুযোগই ওরকম করে পাইনি বা সুযোগও ওজম করে হয়ে ওঠেনি বা নিজেও আসলে চেষ্টা করে দেখিনি যে আ আমি আমার কাজের মাঝখানে একটু বিরতি নিয়ে আ আ power nap নিব। এটা আসলে মাথাতে আসেনি আমার কখনো
আচ্ছা। হুম, হুম, বুঝতে পেরেছি। তাহলে তো দেখা যাচ্ছে যে
যে আমি ওটা নিলে হয়তোবা নিলে হয়তোবা দেখা যাচ্ছে যে আমি হয়তোবা ওই সময়ের জন্য মানসিকভাবে আম একটু হয়তোবা অ আমি আরও আ ক্লান্তি থেকে বের হতে পারতাম।
হুম। আচ্ছা, আচ্ছা, আসলে আ তাহলে তো বিষয়টা আরও বেশি আপনার জন্য কঠিন হয়ে গিয়েছে। কারণ আপনার তো তাহলে ঘুম একদমই হচ্ছে না বললেই চলে বা ২ ৩ ঘণ্টা ঘুমে তো আসলে কিছুই হয় না। একটা মানুষের কম করে আসলে আ প্রাপ্তবয়স্ক মানুষের ৬-৮ ঘণ্টা ঘুমানো কিন্তু ভীষণভাবে জরুরি। আ ঘুমটা ঠিক না হলে তো পরবর্তী দিনের কাজ কাজেও কিন্তু ভীষণ একটা খারাপ প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে আসলে আম আপনাকে একটু মাথা ঠান্ডা করে আপনার কাজগুলোকে একটুখানি আ নিয়ে একটু চিন্তা করতে হবে এবং আ দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটা রুটিনেরও কিন্তু দরকার আছে। কিন্তু আপনি কি, আ আসলে কোনো রুটিন আ অনুসারে কাজ করে থাকেন বা আপনার কি কোনো দৈনন্দিন কাজের এবং ঘুমোতে যাওয়ার কি কোনো রুটিন কি কখনো আ আসলে ঠিক করেছিলেন? আ বা সেটা মেনে কি কখনো চলেছেন, চলে দেখেছেন কি কখনো?
উ হু। উ জি। হু। উ হু। উ উ হু। উ হু। উ আ সমস্যাটা আসলে ওখানেই। আমার আসলে routineটিই আ নেই বা routineটা আসলে যেটা বানিয়েছি বা যেটা আগে আ follow করতাম আ সেইটাই হয়তোবা আমি follow করতে পারছি না। সেই কারণেই ঘুমের যে একটা নির্দিষ্ট আ সময় বা ঘুমের যে একটা আ নির্দিষ্ট time থাকা দরকার সেটা হয়তোবা হারিয়ে ফেলেছি। আর যেজন্য এটা আপনি আ যেটি বললেন একটু আগে যে আ হ্যাঁ, একটা সুস্থ মানুষের ৬ ৭ ঘণ্টা ঘুম আসলেই দরকার এবং সেটা এইজন্য দরকার যে আমি এখন যে সমস্যাটা face করছি যে আমার এটা মানসিকভাবে আমাকে অনেক বেশি আ শারীরিকভাবে তো ক্লান্ত করছেই, পাশাপাশি মানসিকভাবে আমাকে অনেক বেশি আ বলা বলা যেতে পারে যে আমি অনেকটা অসুস্থ বোধ করছি এবং এই মানসিক অসুস্থতা বোধ করার কারণে যেটা দেখা যাচ্ছে যে আমার যে মা কাজগুলি আমি প্রতিদিন করি বা আমাকে প্রতিদিন করতে হয় সেটাতে effect পড়ছে। আবার দেখা যাচ্ছে যে আমার যে জীবনের যে যেটা আমি প্রথমেই বলেছি যে জীবনের যে একটা আনন্দ, জীবনের যে একটা আ মানে এ সেটা আসলে আমি হারিয়ে ফেলছি এবং ফলশ্রুতিতে আমি আম আ স সা সার্বক্ষণিক আমি ক্লান্ত থাকছি এবং সার্বক্ষণিকই আমি দেখা যাচ্ছে যে উম আমার মেজাজ খিটখিটে থাকছে এবং আমি আ কোনোভাবেই কোনো কিছু ঠিকভাবে করতে পারছি
আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। হুম। উ হু। হুম, হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে আপনার ঘুমের ঘাটতির কারণে এইযে যে, পুরো বিষয়টা টা কিন্তু আসলে ঘটছে। তো এক্ষেত্রে আসলে আপনার অবশ্যই একটা সুন্দর routine করাটা খুবই জরুরি। আ ধরুন সকালে আপনি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, আ আসলে যদি আপনি এরকমটা করেন, আ যে আপনার যে দৈনন্দিন কাজ, উম দৈনন্দিন যে আসলে কাজগুলো আছে। আ routine এর, তো সেখানে আপনি যদি একটা সুন্দর routine করে কাজগুলোকে আসলে ভাগ ভাগ করে রাখেন, আ এবং আসলে আপনার পর্যাপ্ত বিশ্রামের সময়টা যদি সেখানে রাখেন এবং ধরুন, আ রাতের যে routine টা সেটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখেন এমনভাবে যে, উ যদি আপনার যে কাজগুলোকে সেগুলো মোটামুটি, আ রাতের আগেই বা সন্ধ্যার আগেই করাস শেষ করার চেষ্টা করুন এবং, আ দেখা যাচ্ছে যে রাতে যখন ঘুমোতে যাবেন, আ তখন এরও একটা সুন্দর routine এর দরকার আছে। যেমন ধরুন, আ একটুখানি, আ যখন ঘুমোতে যাবেন তার ২ ঘণ্টা আগে থেকে আসলে মোবাইল, কম্পিউটারে এ ধরণের screen time এগুলো যদি আসলে কমিয়ে আনেন, এগুলো যদি দেখা, আ না দেখেন তাহলে দেখা যাচ্ছে, ঘুমোতে বেশ ভালো হবে বিষয়টা। এবং ঘুমানোর আগে উম দেখা যাচ্ছে যদি একটু মে ডিটেশন করেন তাহলে কিন্তু আ এটা আপনার আ মনটাকে শান্ত করার জন্য ভীষণভাবে কাজে আসবে। তো সেক্ষেত্রে আপনার ঘুম, ঘুমোতে এ সুবিধা হবে এবং আ এরকমটা যদি হয় আসলে আ সারাদিনে যদি একটুখানি শারীরিক আ ব্যায়াম যদি আসলে করতে পারেন তাহও তাখ তাহলে কিন্তু বিষয়টা এরকম হবে যে, আপনি এ্যা শারীরিকভাবে একটুখানি ক্লান্ত হবেন। এতে করে কিন্তু রাতের দিকে আপনার ঘুমটা আসতে কিন্তু আসলে সুবিধা হবে। এবং সর্বোপরি আসলে আপনার যে কাজের যে বিষয়গুলো সেটাকে আপনাকে আগে সুন্দর করে একটু গুছিয়ে নিয়ে আসতে হবে এবং আ কাজগুলোকে আপনার চেষ্টা করতে হবে যে, উম কাজের সময়ের ভিতরে আসলে রাখার বা দিনের ভাগে আ অফিস time এর ভিতরে আসলে কাজগুলো শেষ করা। সেক্ষেত্রে আপনি যদি প্রত্যেকটা কাজকে একটুখানি গুছিয়ে রাখেন, আ বা একটা নির্দিষ্ট time আ ওই যদি আসলে সাজান তাহলে দেখা যাবে যে আপনার একটা কাজ আপনি ঠিকঠাক সময়ে শেষ করতে পারছেন। এবং কাজের মা ফাঁকে, ফাঁকে যদি একটুখানি বিরতি নেন, আ তাহলে দেখা যাচ্ছে যে, পুনরায় কাজের প্রতি আগ্রহটা বেড়ে যাবে এবং ওই কাজটা করতে আপনার দীর্ঘ সময় আ নষ্ট হবে না। এভাবে কি কখনো আসলে ভেবে দেখেছেন?
হুম। হু, হু। হু, হু। হু, হু। হু। হু, হু। জি, জি। হু, হু। হু। হু, হু। হু, হু। আচ্ছা। জি। উ হু। উহ জি, জি। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। উহ আ না। এভাবে কখনো ভা মানে ভেবে দেখিনি আমি আ প্রতিদিনের যে gym বা শারীরিক আ যে কসরতের কথা বললেন সেটা আসলে করা হয়ে ওঠেনি। Even আপনি আরও একটি যে চমৎকার আমাকে উপদেশ দিলেন যে আ ঘুমানোর আগে screen আ বা mobile বা অন্য ক কোনো কিছু আ না দেখা আ সেটাতে হয়তোবা আমাকে অবশ্যই help করবে। কারণ এগুলি আসলে করা হয়নি এবং তার থেকেও বড় কথা আ আমি হয়তোবা আরও একটা যেটা উম হয় যে এটা কি এরকম হতে পারে যে আমি দিনে কিন্তু প্রচুর আম আ চা, coffee এগুলি কিন্তু খাই এবং এ সেটাও কি এখানে effect ফেলছে কিনা আমি জানিনা আ এবং সেটাও মনে হচ্ছে যে আমার আ আমার যে দৈনন্দিন যে আ জীবনের ইয়ে। কারণ আমি যখন প্রচণ্ড কাজ করি তো আমি হয়তোবা আমার কাছে মনে হয় যে আ চা, coffee খে না খেলে হয়তোবা আমি কাজটা করতে পারবো না। তো সেটাও হয়তোবা আমাকে effect ফেলছে কিনা আমি বলতে পারি না। কিন্তু তারপরেও আপনি যে পরামর্শগুলো আমাকে দিলেন যে আমাকে normally আ আমার কাজগুলিকে prioritize করে আ গুছিয়ে নিয়ে আ ছোট, ছোট nap নিয়ে, তারপরে ছোট, ছোট যদি আমি বিরতি নিয়ে, তারপরে উম আমি যেন একটু exercise করি। ছোট, ছোট exercise আছে নিশ্চয়ই আমি এ বে উ কিছুটা জানিও সেই exercise গুলি। সেইগুলি করে আমি যদি একটা routine follow করতে পারি তাহলে হয়তোবা আমি যে সমস্যাটা face করছি সেটা থেকে বা এই উদ্বেগ যে আমার মধ্যে আসছে বা মানসিক চাপটা যে আসছে সেটা আমি আরও ভালোভাবে হয়তোবা আমি আ overcome করতে পারবো। এবং আমি এটাও বিশ্বাস করি যে উম আমি আ নিজের উপর এই বিশ্বাসটা আমার রয়েছে যে আমি যদি আপনা আ এইযে পরামর্শটা আপনি দিয়েছেন আ সেটা যদি খুব ভালোভাবে follow করি তাহলে আমি যে এইযে আমি যে জীবনের আনন্দটা হারিয়ে ফেলেছি বলছি বারবার সেই জীবনের আনন্দটা আমি হয়তোবা ফেরত পাবো। এবং এটা খুবই স্বাভাবিক যে জীবনের আনন্দ ফিরে পেলে এবং শারীরিকভাবে যদি আমাকে আ মানে শরীর যদি আমাকে permit করে অনেক মানে আমাকে যদি সুস্থ রাখে, মানসিকভাবে যদি আমি সুস্থ থাকি তাহলে আমি আসলে সবকিছুই করতে পারবো। এটা আমি আ নিজেও আসলে বিশ্বাস করি।
হুম। আচ্ছা। উ হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। উ হুম। হ্যাঁ। হ্যাঁ। উ হুম। নিশ্চয়ই। হ্যাঁ। উ হুম। অবশ্যই, অবশ্যই। আর এভাবে আসলে অ্যা শুরুটা করুন তাহলে দেখবেন যে ধীরে, ধীরে কিন্তু আপনি একটা ভালো অ অবস্থায় চলে যেতে পারবেন। আরেকটা বিষয় আপনি চা, কফির যে ব্যাপারটা বলছিলেন সেটা হচ্ছে যদি রাতের দিকে আর আপনি না খান তাহলে কিন্তু সমস্যা নেই। এবং অ দেখা যাচ্ছে সারাদিনে ৪, ৫, ৬ কপ কা চা বা কফি খাওয়াটা কিন্তু একদম অস্বাভাবিক কিছু না। এতে আসলে কাজের আ প্রতি আগ্রহটা কিন্তু বাড়ে। কিন্তু রাতের দিকে না খেলে আর আ সেরকম একটা সমস্যা কিন্তু নেই এক্ষেত্রে।
আচ্ছা। হু, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আপনি আ সঠিকটিই মনে হয় বলেছেন যে আ রাতে চা, coffee আমার আসলে রাতে চা, coffee খাওয়ার অভ্যাস রয়েছে। আ এটা এটা এটা সঠিক যে সেজন্যই হয়তোবা আমার আরও আ মানে ঘুমের ঘাটতিটা দেখা দিচ্ছে। তো ওব অবশ্যই আমি আপনার পরামর্শগুলি মেনে চলবো আ এবং দেখবো যে আমি নিশ্চয়ই এখান থেকে আ overcome করতে পারছি।